আসলে আমি আ আ প্রায় খুব একটা কারণে ভুক্তভোগী হয়ে যাচ্ছি। আ আসলে বুঝতেছি না মানে আমার যে লাইফের একটা স্বাধীনতা। আ সে স্বাধীনতা আসলে ওইভাবে মানে আমি আমার মতো চলতে পারতেছি না। আ এক ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে, এরকম আরকি বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। তো ভাবলাম বিষয়টা নিয়ে একটু কারো সাথে একটু পরামর্শ করি। হয়তোবা এখান থেকে আ কোন একটা আ সুরাহা পেতে পারি। এইজন্যই আরকি আ আপনার সাথে একটু কথা বলা যে, এখানে কি আমার আ কি করতে পারি আমি এই বিষয় থেকে একটু পরিত্রান পাওয়ার জন্যে? একটু বলবেন?
ও। হু, হু। জ্বী। না, আপনার জ্বী, আপনার আসলে কথাই বোঝা যাচ্ছে এইযে, আপনি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছেন কোন একটি বিষয় নিয়ে। তো আপনি যদি আরেকটু খোলাসা করে বলেন ঠিক এর পিছনের কারণটা কী?
জ্বী, জ্বী। আসলে আ হয়েছে কি? আমি এক জায়গায় জব করি। আ কিন্তু সেখানে আসলে একটা কাজের একটা চাপ দেখা যাচ্ছে থাকে সবসময় অ্যা লেগেই থাকে। তো সেক্ষেত্রে আসলে ঐভাবে আ দিনশেষে আ বাসার পরিবারের কিছু চাপ থাকে কাজের কা দেখা যাচ্ছে আমি বাসার একাই এক বড় ছেলে। আ আমার ওরকম আ বাকি ছোট বোন আছে। মানে পুরা বাসার সংসারের দায়িত্বটা আমার কাধেই আরকি। আ আমার বাবাও মারা গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি? আ চাকরি শেষে আমি আমার বাসার আ অনেক কাজকর্ম একটু সময় দিতে হয়। দেখা যাচ্ছে পরিবারে এরকম এক ধরনের আরকি চাপ আমার উপরে এ সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যেই থাকি। তো আমি একটু মনে, মনে প্ল্যানিং করি যে, প্রতি সপ্তাহে তো আমি শুক্রবার ছুটি পাচ্ছি। তো সেদিন একটু অ দেখা যাচ্ছে আমি একটু বিশ্রাম হয়তোবা একটু রেস্ট নিলাম। আ কিন্তু আ অ কি হচ্ছে জানেন? আসলে আ যেদিন একটু বিশ্রাম নিতে যে যাচ্ছি, একটু আ মানে একটু রেস্টে থাকতে চাচ্ছি যে, ছুটির দিন একটু রেস্টে থাকবো। কিন্তু দেখেন সেই দিনেই মানে এত পরিমাণ কাজের প্রেশার বেড়ে যায় আমার উপরে। মানে আসলে আমি কি বলবো আসলে? আমি ভাবতেছিলাম একটা, কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা। আসলে এই একটা বিষয়টা নিয়ে না মানে খুব একটা মানে মানসিক একটা চাপের মধ্যেও থাকি। যে আসলে আ সারা জীবন কি এই ব্যস্ততার মধ্যেই কেটে যাবে? আ মানে আমার লাইফে কি একটু আ একটু বিশ্রাম এবং কি একটু আরাম আয়েশ দেখা যাচ্ছে ছুটির দিনে একটু আ মন তো চায় একটু এখানে সেখানে ঘুরতে যাওয়া। আসলে এগুলো হয়ে ওঠে না। একটু যদি আমাকে বলতেন আসলে, আমি কিভাবে এই ছুটির দিনগুলোতে একটু যাতে আ আরাম আয়েশে দেখা যাচ্ছে একটু ভালোভাবে চলতে পারি?
হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। ও। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। হু। জ্বী। জ্বী। হু, হু। জ্বি বুঝতে পেরেছি। আসলে আপনি ছুটিতেও পুরোপুরি বিশ্রাম নিতে পারছেন না এবং সবসময় একটা ব্যস্ত বোধ করছেন। এটি আসলে স্বাভাবিকভাবেই আ ক্লান্তি, মানসিক চাপ এবং হতাশার কারণ হয়েও দাঁড়াতে পারে। এবং দীর্ঘমেয়াদী এমন অবস্থা আপনার উৎপাদনশীলতা, শারীরিক ও মানসিক সুস্থতার উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো আপনি যদি আরেকটু বিষয়টি অ্যা একটু বলতেন যে ঠিক ছুটির দিনে আপনি আসলে কি ধরনের কাজে বা দায়িত্ব আপনার উপরে থাকে? এটা কি অ্যা পারিবারিকভাবে ঘরের কোনো কাজ? নাকি আ দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু? বা আপনার আ ক্যা চাকরি রিলেটেড কোনো বিষয় থাকে?
জ্বী, জ্বী। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আসলে হয়েছে কি? আমি যে অফিসে জব করি আ ওখানে মূলত আ মানে আমার দেখাচ্ছে শুক্রবারে অফ ডে থাকে, আ ছুটির দিন থাকে। কিন্তু দেখাচ্ছে যে আবার অন্যান্যদের আবার ঐদিন আবার আ অনেকের ডিউটি থাকে। আবার দেখাচ্ছে যার শ শুক্রবারে ডিউটি আছে তার আবার দেখাচ্ছে যে শনিবারে আবার আ তার একটু বন্ধ, রেস্ট দিয়া দেয় আরকি ছুটির দিন থাকে তাদের। মানে এইরকম আরকি শিফটলি ডিউটি চলে তো এইজন্য একটু ভাগাভাগি আরকি হয়ে থাকে আ এই ক্ষেত্রে দিনগুলোতে। আ তো সেখান থেকেও এক ধরনের চাপ আসে। দেখাচ্ছে একটু পরপর ফোন, আবার দেখাচ্ছে মেইল। আ মানে এই বিষয়গুলোও না একটু আমাকে অবগত হতে হয়। আর তারপরও দেখাচ্ছে ছুটির দিনে আ দেখাচ্ছে পারিবারিক যেমন আমার ওয়াইফ বলেন, আমার মা আছে। এখন তারাও দেখাচ্ছে যে একটার পর একটা কাজ, যে ওরাও আবার চিন্তাভাবনা করে থাকে কি? যে ,"আ ছুটির দিনে এই কাজগুলো আমার ছেলে করবে।" মানে আমার মায়ের চিন্তাভাবনা এরকম একটা থাকে। আসলে এইক্ষেত্রে দেখা যায় কি? আসলে আমি অ্যা তাদেরকে ওইভাবে না বলতে পারি না। আ দেখাচ্ছে আবার আমাদেরই মানে পরিবারের যে কাজ এগুলো তো আমাদেরই করতে হবে। আসলে সেক্ষেত্রে না এক ধরনের আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে আ নিজেও বুঝে উঠতে পারতেছি না যে কি করব? আসলে কাজ আবার না করলেও না। এখন অ্যা কে ভাবলাম যে একটু কারো সাথে একটু পরামর্শ, একটু থিওরি, একটু কৌশল, যদি একটুও জানতে পারতাম দেখাচ্ছে আমার সেক্ষেত্রে আ পরিবারে একটু যেমন একটু বিশ্রামের একটা প্রয়োজন আছে আমার। দেখাচ্ছে জমিজমার কাজকাম, এগুলো তো সব মেইনটেইন করতে হয় আমাকেই। আ বাসায় আবার অনেক আ গরু আছে, ছাগল আছে, আ ভিটাতে দেখাচ্ছে আবার শাকসবজি অনেক কিছু আবাদ করা হয়। আসলে সেক্ষেত্রে আসলে কোন কৌশল অবলম্বন করে দেখা যাচ্ছে আমি যদি একটু আ ছুটির দিনগুলোতে একটু ঘুরতে যাওয়া, একটু সময় বাইর করার মানে একটু নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করা, আসলে এই বিষয়গুলো নিয়ে একটু খুব আ হতভম্ব হয়ে আছি। আপনি যদি একটু আমাকে এই বিষয়গুলো দিয়ে একটু শেয়ার করতেন আপনার পরামর্শ দিয়ে আমি কী করতে পারি এখান থেকে?
হু, হু। ও! বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। জ্বি। জি। হু, হু। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। আসলে বিষয়টি খুব দুঃখজনক যে আপনি আ ছুটিতে থাকছেন বা আপনি ছুটি পাচ্ছেন কিন্তু তখনও আপনি আসলে আপনার জীবনটাকে আপনার মতো করে উপভোগ করতে পারছেন না। দেখা যাচ্ছে যে আপনি সারাক্ষণ কর্মব্যস্ততায় থাকছেন এবং যখন আপনি আ ছুটিতেও আসছেন তখনও আপনার কাছে মনে হচ্ছে যেন কিছুটা কাজের চাপ আপনার উপর চলে আসছে বারবার। তো এগুলো আসলে কিন্তু আপনি চাইলে কিছু ছোট, ছোট ধাপ আ অবলম্বন করে বিষয় গুলোকে একটু কিন্তু চাইলেই আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন। তো সেক্ষেত্রে আ আপনার প্রথমেই করণীয় যে আপনার একটি উপযুক্ত সময় নির্ধারণ করা, হ্যাঁ? ধরুন আ প্রতিদিন বা প্রতি সপ্তাহে যে আপনি বললেন যে আপনি সপ্তাহে ১ দিন ছুটি পাচ্ছেন তো তখন আপনি নির্দিষ্ট সময়ে ঠিক করে আপনি কিন্তু বিশ্রামের জন্য নিজের জন্য রাখতে পারেন। এটি হতে পারে কোন ছোট বিরতি বা আ পুরো খটা ছুটির দিন বা আপনি কিন্তু চাইলে ১ টা priority তালিকা তৈরি করতে পারেন, হ্যাঁ? আপনার আ কাজগুলোকে কিন্তু সেখানে গুরুত্ব অনুযায়ী সাজান। আসলে কোনটা জরুরি করা বা কোনটা জরুরি না? সেগুলোকে কিন্তু ছুটি অ্যা ছুটিতে আসলে করার চেষ্টা করাটা আপনি একটু এড়িয়ে যাবেন। যে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন ওগুলো করবেন কিন্তু ছুটির দিনগুলাতে আসলে এই কাজগুলা আপনি একটু আ চেষ্টা করবেন যে ইয়ে করতে। তো আ আপনার কাছে কী আ মনে হচ্ছে যে, এই বিষয়গুলো কী পারা যাবে?
জি, জি। না, না। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। জি, জি। আচ্ছা। <smacks lips> জি, আসলে অ্যা ওইভাবে আপনি যেভাবে বললেন অ্যা রুটিন অ্যা একটা নিয়মের মধ্যে অ্যা ঐভাবে আসলে কখনো চিন্তাভাবনা করে দেখিনি। যখন যা কাজ আসতেছে, বলতেছে তখন তাই করতেছি। আসলে এইভাবেই আরকি যাচ্ছে। আ তো সেক্ষেত্রে আসলে আ আপনি যেটা বললেন খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন আমাকে যে একটু ছুটির দিনগুলোতে যেমন দেখা গেছে একটা routine এর মধ্যে আমি কোন time এ কি করতে পারি? আসলে একটু বিশ্রামের একটু time। আসলে ঐভাবে কখনো চিন্তা ভাবনা করিনি। আ তো আ আপনি যদি আরেকটু বলতেন যে আসলে আ আমার যে কাজগুলো, পরিবারের যে কাজগুলো আ এটা আমি কিভাবে দেখা যাচ্ছে যে ছুটির দিনে একটু আ অন্যরকমভাবে নিয়ে করলে দেখাচ্ছে, এমনভাবে করলে দেখাচ্ছে যে আমার একটু time automatically বাইর হয়ে আসতেছে? তখন দেখা যাচ্ছে প্রতিদিন আমি ছুটির দিনগুলোতে একটু বিশ্রাম আ নিতে পারি। আ এই এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন আরেকটু।
হুম, হুম। হুম, হুম। জি, জি। হুম, হুম। হুম, হুম। জি। জি, আসলে দেখুন আপনার ঠিক কোন ধরনের কাজগুলো আসছে এটি কিন্তু আপনি ভালো বুঝবেন এবং কোন কাজগুলোকে আসলে অগ্রাধিকার দেওয়া উচিত এবং কোন কাজগুলো জরুরি এটি কিন্তু আপনি ভালোভাবে নির্ধারণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আসলে আপনার আ কোন কাজগুলো অতীব জরুরি? মানে যেগুলো আসলে করা উচিত সেগুলোকে কিন্তু আপনি চাইলে ছোট, ছোট কিছু ব্লকের মাধ্যমে আপনি ভাগ করে নিতে পারেন এবং আপনি কিন্তু চাইলে আ যেহেতু পরিবারের আপনার তখন কিছু তাদের একটা expectation থাকে আপনার প্রতি যেহেতু আপনি সেই সময় free আছেন। তো, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথেও আপনি একটু সংঘবদ্ধভাবে আ কাজগুলো করতে পারেন। তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আ একটা আগ্রহ বাড়বে বা একটু উৎসাহ পাচ্ছেন কাজগুলোতে। হ্যাঁ? মানে খুব একটা আসলে অনীহা মনে হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন এবং আপনার আ ছুটির দিনে আপনি এ চেষ্টা কর করবেন যে আসলে একটু নিজেকে সময় দেওয়া বা একটু পরিবারকে একটু সময় দেওয়া বা পরিবারকে নিয়ে একটু বাইরে আ ঘুরতে বের হওয়া, হ্যাঁ? একটু আ মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা তাদের সাথে। সেক্ষেত্রে হবে কি তারাও কিন্তু আ মানসিকভাবে আপনার সাথে কিন্তু আসলে বিষয়টাকে আ আসলে corelate করতে পারবে। তো আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে মূলত বিশ্রাম মানেটা কি? মানে আপনি কি আ চাচ্ছেন যে শুধু এটা নিদ্রা হোক বা শান্ত সময় বা অন্য কোন মজার কাজ মানে exactly বিশ্রাম মানেটা কি আপনার কাছে?
জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। আসলে আমি চাচ্ছি কী? দেখা যাচ্ছে আ ছুটির দিনগুলোতে আমি আমার মতো আরকি আমার মতো টাইম স্পেন্ড করতে চাচ্ছি আমি। দেখা যাচ্ছে আমি আমার মতো সেই দিনগুলোতে আ দেখা যাচ্ছে ঘুম যাওয়া বলেন, অ্যা আ নিদ্রা বলেন বা আ বাইরে কোথাও আ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বলেন বা কোথাও খেতে যাওয়া বলেন। মানে এরকম আরকি। মানে আমি চাচ্ছি যে আমার মতো একটু মানে টাইম স্পেন্ড করতে আরকি।
হুম, হুম। ওহ! হুম, হুম। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যেহেতু আপনি আপনার মত করে চাচ্ছেন যে টাইম স্পেন্ড করতে। আপনার যেই পছন্দের বা ভালো লাগার কাজগুলো, আপনি চেষ্টা করবেন আপনার ছুটির দিনই সেগুলোকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া, হ্যাঁ? হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার প্রতি কোন দায়িত্বও যদি আসে, আপনি একবার ভেবে নিবেন যে, "আসলে এই কাজটা করা আমার এই মুহূর্তে কতটা জরুরি?" সেটা কিন্তু আপনি আ প্রায়োরিটি লিস্টে আপনি ওটাকে আ যোগ করে নিতে পারেন যেমনটি পূর্বে বলছিলাম। এবং আপনার আ মানসিক রিফ্রেশিং এর জন্য আপনি কিন্তু চাইলে একটু হালকা হাঁটা-চলা করা। বা যদি আপনার কাছে মনে হয় যে একটু বই পড়তে পারি বিভিন্ন ইন্টারেস্টিং কিছু বা একটু মেডিটেশন করতে পারেন। কিংবা আপনার প্রিয় কোন হবি যেটা করলে আপনার খুব ভালো লাগে সেগুলো কিন্তু আপনি করতে পারেন। সেটা কিন্তু আপনার আ মনের চাপটা কমাবে। এবং আপনি কিন্তু চাইলে পুরো ছুটিকেই আ সম্পূর্ণ বিশ্রামের জন্য বাধ্য মনে না করে বরং ছোট, ছোট আনন্দদায়ক কার্যক্রমও কিন্তু নির্ধারণ করতে পারেন। তো আশা করছি আপনি অ্যা এই বিষয়গুলো এভাবে একটু চেষ্টা করে দেখবেন। তো আপনার কী মনে হচ্ছে এ পারবেন তো?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জি। আপনার আ কথা শুনে একটু ভাল লাগলো। আসলে আহ আ এভাবে কখনো চিন্তা ভাবনা করা হয়নি। আ যেটা বললাম আসলে আ সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে আমি আসলে একটা অন্যরকম একটা ডিপ্রেশনের মধ্যে থাকতাম। সবসময় একটা আ কেমন জানি মনটা একটু ভার, ভার এবং কি শরীর একটু ক্লান্তি অনুভব হতো। আ তো এখন একটু মনে হচ্ছে যে আপনার আ কথা শুনে মনে হচ্ছে যে, না আসলে আমি যদি এভাবে কোন কাজগুলো যদি একটু ভাগাভাগি করে আ বা, দেখা যাচ্ছে যে আমার মনের মত যে কাজগুলো আ যেটা একটু আমার আ করলে ওই কাজগুলো করলে আমি একটু আনন্দ বোধ করবো। আ সে কাজগুলো করার জন্যে। আ ঠিক আছে, আ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দরভাবে আমাকে আ পরামর্শ দেওয়ার জন্যে। আ আমি চেষ্টা করবো যে আপনার আ মতো করে যাতে আমি কাজগুলো ঐভাবে ভাগাভাগি করে দেখা যাচ্ছে, ছোট, ছোট ভাগে বিভক্ত করে দেখা যাচ্ছে একটু বিশ্রামের জন্য আপনি আর আগে যেটা বললেন আ যে বিশ্রামের জন্য কিছু সময় টাইম স্পেন্ড করা। আ যাই হোক আমি চেষ্টা করবো। আসলে আপনার মত করে চলতে। আপনার আ পরামর্শমতে। আ যাই হোক আপনার আ কথাগুলো শুনে আমার খু মনে হচ্ছে খুব উপকৃত হবে। আমি আমার মতো একটা টাইম স্পেন্ড করার সময় পেয়ে যাবো। আ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম, হুম। হু, হু। জ্বি। হু, হু। জ্বি। হু, হু, হু। জ্বি। জ্বি। কোন সমস্যা নেই। আপনি চাইলেই কিন্তু চেষ্টা করতে পারেন যে, আসলে আপনার এইযে ছুটির দিনগুলোকে আরেকটু রোমাঞ্চকর করা, নিজেকে একটু ছুটির অ্যা দিনগুলোতে আসলে শুধু বিশ্রাম নয় বা, অন্য কোনো হবি বা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা, একটু ছোটখাটো ট্রিপে যাওয়া। হ্যাঁ? তো এই বিষয়গুলো করার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার মানসিকভাবে যেরকম একটু আত্মবিশ্বাসী মনে হবে এবং আপনি শারীরিকভাবেও কিন্তু অনেক আ উদ্যমতা ফিরে পাবেন। যেটা কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনি কাজের সম্মুখীন হবেন সেখানেও কিন্তু আপনার মনোযোগ ধরে রাখতে আপনাকে অনেক বেশি উদ্দীপ্ত করবে। তো আশা করছি আপনি ধাপে, ধাপে পরিকল্পনাগুলো অনুসরণ করতে পারবেন এবং ধীরে, ধীরে আ ছুটিতে বিশ্রামের যে অভ্যাসটা, সেটি পরিপূর্ণ রূপে করতে পারবেন। তো এজন্য আসলে আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। ধন্যবাদ।
হুম। আচ্ছা, আচ্ছা। জ্বি। জ্বি। জ্বি। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।